হ্যাঁ, <clears throat> একদম। <smacks lips> আর আমার তো মনে হয় যে আসলে ভবিষ্যতে ঘুমানোর জন্য যে আপনি বেড এ যাবেন তাহলে অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়বেন। এমনও প্রযুক্তি চলে আসতে পারে আরকি। আ কোন প্রকার ক্ষতি ছাড়া যেমন এখন হ্যাঁ।
উম জ্বী। হু, হুম। <laughs> আসলে প্রযুক্তির উপরে
আপনার যেমন এখন বর্তমানে আরকি ওষুধ খেলে কিন্তু আসলে অ ওষুধ ওষুধ, খেলে <chuckles> আপনি বলেন তারপরে বলছি।
জ্বি। আমার মনে হয় সবারই কোনো না কোনো এক্সপেকটেশনস রয়েছে। আচ্ছা, আচ্ছা। না, আমি বলতে চাচ্ছিলাম যে প্রযুক্তির আসলে সবারই একটা নিজেদের পার্সোনাল এক্সপেকটেশনস রয়েছে। আ যেমন আমি যদি আমার কথা বলি আমি একটা Doraemon এর ডোর চাই, যেটাতে করে আমি সব জায়গায় ট্রাভেল করতে পারবো। তো আপনার এমন কোনো এক্সপেকটেশনস আছে নাকি?
উম জী। হু, হু। <chuckles> আচ্ছা, এখন বর্তমান সময়ে কিন্তু আসলে এই যে teleportation যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে প অ সম্ভব। এটা হয়তো জানেন আপনি, 1 picometre পর্যন্ত। তো ভবিষ্যতে আশা করছি যে আপনার teleportation টা যে ব্যাপারটা আছে এটা অনেক বড় হয়ে আপনার হয়তো কোনো একটা দেশ বা হয়তো কোন একটা আ গ্রহ পার হয়ে যেতে পারে আরকি। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ।
হুম। হুম। জ্বি। বাহ! খুবই চমৎকার। সেটা কবে আসবে সে অপেক্ষায় আসলে আমি রয়েছি। ভবিষ্যতের সেই <chuckles> প্রযুক্তির।
হ্যাঁ। আ বর্তমানে তো আসলে 1 picometre আছে। তো একটু সময় দেন। আ আশা করা যায় যে চলে আসবে আরকি। তবে ব্যাপারটা হলো এখানে অনেক সমস্যাই আছে। যাই হোক এটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব আর কি।
হুম। আ জি, আশা রাখছি। আচ্ছা।
তো যাই হোক, আ ভালো থাকবেন।
আহ! জি, তো ভালো লাগলো আপনার সাথে হ্যাঁ, গল্প করতে পেরে খুবই ভালো লাগলো। আসলে প্রযুক্তি নিয়ে কথা বলতে হলে আমার আগে আ মানে গল্পটা খুব জমে যায়।
হু, হু। উম জি। হুম।

আ হ্যাঁ, একদম। প্রযুক্তি স ছাড়া আসলে এখন কোন জায়গায় কোন কিছু দেখা যায় না। যেমন কৃষিক্ষেতের কথা যেমনটা বললেন আর কি। আগের, আগে আপনার লাঙল দিয়ে <scoffs> ধান চাষ করত করার যে ব্যাপারটা ছিল, কতটা কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। তারপরে আপনার চাষ করার পরে ধানের যে চিটা ছিল, সেটাও কিন্তু আসলে এখন আর হয় না। আপনার আ ট্রাক্টর দিয়ে আসলে কয়েক ঘন্টায় আর কি, কয়েক বিঘা জমি বা আপনার আ ইয়া কি বলে ওটাকে? খুঁড়ে ফেলা যায়। তারপরে আপনার ঐটা দিয়েই আসলে ঠিক করে দেয়
জি। জি। জি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। মানে হা সবকিছু করে ফেলতে পারছে।
আন জি। সেটাই আর কি ব্যাপার।
হুম, আমি <smacks lips> আসলে এটা দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি ছোটবেলায় যখন আসলে মামা বাড়ি যেতাম, তখন দেখতাম যে, আ মানুষ আ নিজের হাতে ধান কাটছে, সেগুলো মাথায় বয়ে বাড়িতে আনছে, সেগুলোকে বাড়ির মহিলারা মাড়াই করছে। উম তারপরে ঢেঁকিতে ভানছে। তো অনেক কষ্টকর একটা প্রসেস ছিল। যেটা আমি দেখলাম, এই কিছুদিন আগেই, আ নতুন ধান ঘরে আসলো এবং আমাদেরও ধান হয়েছিল। দেখলাম এটাকে মনে হয়, ব গ্রামের ভাষায় বোম্বাই মেশিন বলে। যেই মেশিনে, আপনি শুধু ধান, গাছ সহ দিয়ে দিবেন। <smacks lips> আরেক পাশ দিয়ে ধানের কুঁড়া, আরেক পাশ দিয়ে খুদের চাল এবং আরেক পাশ দিয়ে একদম আ ভালো চাল, যেটা আমরা ভাত খাই, ইনস্ট্যান্ট বের হয়ে আসতেছে। এবং এটাতে আপনার কোন কষ্টই করতে হচ্ছে না।
হুম, জি। হুম, জি। <scoffs> হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। এ হ্যাঁ। হু, হু। হুম, জি। অ্যা হ্যাঁ। হুম, জি। অ্যাঁ হ্যাঁ। হুম। বুঝতে পারছি। তাহলে এইভাবে <scoffs> যদি আসলে প্রযুক্তির উন্নতি হতে থাকে, তাহলে ভবিষ্যতের প্রযুক্তিগুলো কেমন হতে পারে বলেন? আপনার, আমার তো মনে হয় যে, ভবিষ্যতে আসলে আমাদের নিজেদের আর কি মাঠেই যাওয়া লাগবে না। আমরা শুধুমাত্র ঘরে বসে, ট্যাব দিয়ে আর কি ব্যবহার করব। আর ট্যাবের কা ট্যাব, ট্যাব দিয়ে আর কি মনে করেন যে, ভবিষ্যতের যে আ প্রযুক্তিগুলো, আ মানে আ এখন মানে, ভবিষ্যতের যে ট্রাক্টরগুলো, সেগুলো আসলে অটোমেটিক্যালি আর কি ইয়ে করবে আর কি।
হুম জি। হুম, সেটাই, সেটাই ভাবছি। <chuckles> আন জি। আন, জি।